জ্বী, জ্বী। না ভাই আমাদের অ্যাটেনশন বলুন বা আমাদের ঐযে ঐ ধ্যান ক্ষমতাটাই তারা তাদের ব্যবসার জন্য কাজে লাগিয়ে তারা মুনাফা কামাচ্ছে। এটা সম্পূর্ণভাবে অনৈতিক। এটা, এটা ভাই ন কিভাবে এই সমাজ বা কিভাবে এই ক্যাপিটালিস্টিক দুনিয়া সেটাকে মেনে নিচ্ছে। আমি আমার সেটা ভাই বোঝার বাইরে। কারণ ভাই যদি সেরকম হতো তাহলে ভাই যু যদি আসলেই ক্যাপিটালিস্টিক দুনিয়া হত তাহলে ভাই আমি আমার অনলাইন উম উম ডাটা টা বা অনলাইন অনলাইন তথ্যগুলো বিক্রি করব কিনা বা বিক্রির মাধ্যমে মুনাফা সম্পূর্ণ আমার হবে। কারণ যেহেতু আমার জিনিস বিক্রি হচ্ছে সেরকম একটা চিন্তা ধারার দুনিয়া হতো ভাই। কিন্তু দুনিয়াটা কিন্তু ঐরকম না। এটা একটা স্বপ্নের দুনিয়ার কথা আমি বললাম আপনাকে। দুনিয়াটা কিন্তু সম্পূর্ণ তার উল্টো। আপনার তথ্য আপনার কাছ থেকে কেড়ে নিয়েই বিক্রি করা হচ্ছে। বিক্রি করে তারা মুনাফা কামিয়ে আপনাকে দেওয়া হচ্ছে। ভাই কিচ্ছু নাই ভাই।
জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একদম। হুম, হুম। হুম, হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। হুম। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। না হ্যাঁ। হুম, হুম। একদম ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই, সেটাই, সেটাই, সেটাই, সেটাই, সেটাই ভালো বলছেন ভাই। বাট দেখেন মানে ওদের যে কনসেপ্টটা মানে আপনি যেটা বললেন যে নিজের অর্থন যেটা বে ব্য মানে আপনি দিয়ে নিজে হচ্ছে আ লাইক ইয়া হ্যাঁ, হ্যাঁ মানে নিজের টাকা কামাবেন। কিন্তু ভাই দেখেন ওনা ওনারা কি করতেছে ভাই? আপনার এ মানে তথ্যের জন্য আপনাকে বিনোদন দিচ্ছে। <giggles> সো এই বিষয়টা য যখন আপনি নিজের ডাটার জন্য নিজের অর্থ চাইবেন তখন কিন্তু আপনাকে সেই বিনোদনটা দিবে না। অথবা আপনি আপনার
কিচ্ছু কিচ্ছু নাই ভাই। জ্বি। জ্বী। মানে তথ্য নিজের তথ্য নিজেই বিক্রি করে টাকা কামাবো আরকি। জী, জী। জ্বি। জ্বী, জ্বী। না, না দেক ভাই বিনোদন। আমি যেই টাকা পাবো সেই টাকা দিয়ে বিনোদন আমি আর ডজনে, ডজনে কিনে নিবো। আমি আমার টাকাটা বেশি প্রয়োজন বিনোদন থেকে। ভাই নৈতিক সমাজে আপনি কখনোই সেই জিনিসটাকে আসলে তুলনা করতে পারবেন না যে এরকম ভাবে যে আসলে তারা আমাকে এই ছোট্ট চারানা অর অনেকটা ভাই ওইযে গরু মেরে জুতা দানের মতো করতে মানে কথা বলা হয়ে গেল। যে আমার গরুটাকে মেরে ফেলে তারা আমাকে জুতার গ জুতার মালা দিয়ে দিচ্ছে। যে ধরো একটা জুতার মালা নিয়ে যাও। এ এটা তো ভাই হয় না। এটা, এটা তো সুন্দর একটা ট্রেড অফ না। এটা আমি আমরা লস এ আছি বলবো যে আমরাই আসলে সবচাইতে বড় লসে। জি।
<chuckles> <laughs> এটা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম ভাই। হুম, হুম, হুম, হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। তো ভাই আচ্ছা থাক এখন আমরা হচ্ছে যে ঝামেলা-টামেলা তো ভাই মানে সোশ্যাল মিডিয়ার কারণে বেশি হচ্ছে। আমরা একটু সাইড এ রাখি ভাই। প্রযুক্তির যে আরো ভালো গুণ আছে সেগুলা নিয়ে একটু কথা বলি। ধরেন আজ আপনার যে ক্যালকুলেটর এর কথা বললেন বা ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো প্রযুক্তি ভাই আপনার কাজের ধরন কীভাবে বদলাইছে বা কেনো বদলা মানে কিভাবে বদলাইছে সেটাই যদি একটু বলেন আরকি।
এগুলো তো চলতেই থাকবে, জ্বী, জ্বী। জ্বী। অবশ্যই ভাই। জ্বী, জ্বী। জ্বী, জ্বী।

ভাই প্রত্যেকদিন life এ সাহায্য করে যদি বলি তাহলে করে আমার calculator app, computer ফোনের মধ্যে। কারণ দেখা যায় ভাই আমার ওই ChatGPT র কাজ নেই, আমার কাজকর্ম সবকিছুই দেখা যায় মানে physically এ আর সবকিছুই দেখা যায় যে মানে online জগতে খুবই কম। যা হয় হাতে মানে যা হয় হাতে, হাতে, যা হয় দেখাদেখি হয়ে কথা হয়। সেক্ষেত্রে ভাই দেখা যায় হিসাব নিকাশ করতে হয় অনেক। প্রত্যেকদিনের যত কাজকর্ম আসে মানে যত কাও কয় টাকা বিক্রি হলো, কয় টাকা মুনাফা আসলো? সেই হিসাব নিকাশ কষাকষিতে ভাই সবচাইতে কাছের বন্ধু আমার calculator। আর সেই calculator টা এখন যদিও ফুম ফোনের মধ্যেই চলে এসেছে প্রযুক্তির মাধ্যমে। সেই কারণে ভাই এখন আর মানে ওই আলাদা কোন calculator পকেটে নিয়ে ঘুরতেও হয় না। যখনই মন চায় ফোনটা বের করে যা মন চায় তা হিসাব করতে পারি। সেই সেই দিক থেকে বলতে পারেন যে হ্যাঁ আমি একটু মানে বুড়ো মানুষ বুড়ো মানুষ দের মতো বলে ফেললাম যে আসলে আমার প্রিয় app calculator। কিন্তু সেরকমটা ভাই আসলে না। কারণ দেখা যায় যে, ব্যবসায়ী তো ভাই ছোটখাটো সেই সেই ক্ষেত্রে আমার এই কাজে মানে যে জিনিসটা সবচেয়ে বেশি হয় ভাই সেই জিনিসটার কথা
জি, জি। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উম, হু, হু, হু। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি। হুম। উ হুম। জি। জি। জি, জি, জি, জি, জি। উ হুম। উ হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি, জি, জি। ভাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সেটা সেটা তো সব। হ্যাঁ, হ্যাঁ। সেটাই, সেটাই, সেটাই, সেটাই, সেটাই। মানে আমাদের নিত্য প্রয়োজনীয় যেটা সব থেকে বেশি প্রয়োজন হবে। সেটাই তো আমাদের সাহায্য করবে। ঠিক না? তো ব্যবসায়ীর ক্ষেত্রে তাদের যেহেতু মানে ব্যবসায়ী তো আপনার ক্ষেত্রে তো calculator-ই মানে কাজে দিবে বা আপনার হ্যাঁ, হ্যাঁ।
জি, জি। তা তো অবশ্যই। জি, জি। জি, জি। না ভাই আরেকটা আরেকটা জিনিসও কাজে দেয় সেটা হলো ভাই আমার ওই সিসি CCTV monitor করা app টা। কারণ ওই দেখা যাক বাবয় মানে দোকানে সবসময় CCTV লাগানো থাকে, সবসময় CCTV on থাকে। কারণ ভাই মানুষের তো ভাই বিশ্বাস করা যায় না। মানুষ আসলে নে কাউকে বিশ্বাস করে যে ভাই দোকানটা তাকে সামলানোর জন্য দিয়ে আসবো সেই বিশ্বাসটা এখন খুব দুর্লভ। তাই ভাই আসলে ওই CCTV দি মানে app টা সবসময়ই on থাকে কম বেশি ফোনের মধ্যে বা বাসায় PC তে বসলে PC তেও এ্যান on থাকে। সে মানে প্রত্যেকটা সময় তার উপর নজরবন্দি করতে পারি বা একটা একটা, কি বলা যায়? নিজের একটা দায়রাবন্ধ সৃষ্টি করে সেখানেই তাদেরকে আটকা রাখতে পারি। ভাই অনেকটা বলতে পারেন dictatorship চিন্তাভাবনা আমার সেই ক্ষেত্রে আর কি ভাই বলা যেতে পারে
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি, জি। জি, জি, জি। একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। হু, হু, হুম। জি, জি, জি, জি, জি, জি। জি, জি, জি। জি, জি।